সেটা কি একদম সেপারেট করে ফেলা সম্ভব? যে একদম কাজের সময় শুধুই কাজ, আর যখন কাজের বাইরে তখন হচ্ছে ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন? একদম আ দেখা যায় যে
না, না একদম একদম আলাদা করা হ্যাঁ, হ্যাঁ।
অ্যা দেখা যায় যে, হয়তো ৯ টা- ৫ টা অফিস, ৯ টা- ৫ টা অফিস। ৫ টা পর্যন্ত শুধু কাজের কথা। ৫ টার পরে হচ্ছে কাজের কোন কথা বলা যাবে না। এরকম কি করে ফেলা যায় বা করা যায় কি আসলে?
আচ্ছা দেখেন আ আপনি ৫ টার পরে কাজের কথা বলবেন না, এইটা এক ব্যাপার। উম আর আপনি কাজটাকে আলাদা করে রাখবেন, এই একটা ব্যাপার। দেখেন আ প্রায়োরিটি বলে একটা ব্যাপার আছে। মানে ১ টা বিষয় আছে। অ্যা ধরেন আপনার ৮ টা- ৫ টা পর্যন্ত অফিসের ডিউটি। এখন এই ৮ টা- ৫ টা পর্যন্ত অফিসের কাজ সবার আগে।
আচ্ছা। হ্যাঁ। হু। হু। হু।
এখন এর ভেতরেও তো অবশ্যই আপনার পরিবারের কাও কারো আপনার দরকার হতে পারে, কোন বিপদ-আপদ আসতে পারে, কোন আ জরুরি প্রয়োজন হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই অ্যা আপনি পরিবারকেও সময় দিবেন সেটা অবশ্যই। কিন্তু আ আপনার প্রাধান্যটা থাকবে কাজে। যে আচ্ছা আমি কাজ করতেছি, কাজের ফাঁকে, ফাঁকে আমি চেষ্টা করতেছি যে, পরিবারকে এই সাপোর্ট টা দিতে। আর যদি এমন হয় যে আচ্ছা পরিবারের কেউ কারো জীবন মৃত্যুর অবস্থা, ভাই এই ক্ষেত্রে তো আ হ্যাঁ, যেকোনো কিছুই আসলে কম্প্রোমাইজ করা যায়, হ্যাঁ।
হু। একটু কম্প্রোমাইজ করতে হবে, রাইট। এক্ষেত্রে তো আর কাজটাকে তো কাজটাকে তো তখন আর অ্যা প্রধান রাখা যাবে না। একই কথা তো ওপ আ পরিবারের ক্ষেত্রে অনেক সময় বলা যায়। যে অফিসের যদি কোন, কোন যদি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থাকে, হ্যাঁ। কোন যদি অফিসের কোন গুরুত্বপূর্ণ কাজ বা প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে হয়তো অফিসে একটু এক্সট্রা সময় দিতে হতে পারে, তাই না কি?
না, না। এক, হ্যাঁ, সেম আপনি যখন ৫ টার পর থেকে অফিসে যখন হ্যাঁ, হ্যাঁ।

দেখেন আ প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানে যারা কাজ করে প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং প্রত্যেকেই চেষ্টা করে যে, তার দায়িত্বটা পূরণ করতে। এখন আ সেই হিসাবে যদি কোম্পানি সবাইকে একই রকম সুবিধা দেওয়া শুরু করে, সেটা তো আ মানে আসলে সম্ভব না। কোম্পানি পরিচালনার জন্যই আসলে কষ্ট হয়ে যাবে। আপনাকে এতটুক এক্সট্রা কিছু করে দেখাতে হবে যে, আপনার সেই জায়গাটা তৈরি হয়। এটা হয়তোবা আপনি অফিসের কাজগুলো, আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বা আপনি প্রতিনিয়ত কোম্পানির উন্নতির জন্যে কাজ করছেন। ছোট, ছোট ইনসাইড বা ছোট, ছোট রিপোর্টিং, হ্যাঁ? খুঁটিনাটি ব্যাপার বা কোম্পানির ভালো চিন্তা করে হয়তোবা কোন সাজেশন, যেগুলো আপনি আসলেই চিন্তা করছেন। ভাই, মানে চ্যাটজিপিটি থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড লিখে সার্চ দিয়ে নেওয়া না। আ এমনভাবে যখন করেন, তখন যারা সিনিয়র আছে, একটা বড় কোম্পানির এমডি, চেয়ারম্যান, এসিএ, সিইও এরা তো আসলে এমনি, এমনি ঐখানে বসে নেই। তারা তো এই ব্যাপারটা বুঝতে পারে।
রাইট। রাইট, রাইট। হ্যাঁ। হুম। রাইট। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তারা এই জিনিসটা অবশ্যই পর্যবেক্ষণ করে। এ কোনো কেউ যদি ওরকম করে, তারা অবশ্যই সেটা পর্যবেক্ষণ করে এবং তার প্রয়োজনে তাকে সেই স্পেসটা ছেড়ে দেয় আরকি। এটাই তো? হ্যাঁ। আচ্ছা এখন এখনো অনেকে আছে যে, একদমই নতুন আ জয়েন করেছে। আপনি বলছিলেন যে, শুরু আ শুরুর দিকেও কিছু এলোমেলো হয়। এখনও টুকটাক হয়তো এলোমেলো বিভিন্ন সময় হয়ে যায়। তো একদমই নতুন যারা জয়েন করবে, যারা একদম ফ্রেশার, তো তাদেরকে যদি আপনি কোন এডভাইস দিতে চান, যে আসলে কিভাবে তারা তাদের টাইমটাকে মেনেজ করতে পারে অফিসের জন্য এবং ব্যক্তিগত জীবনের জন্য, তাহলে সেই এডভাইসগুলো আসলে কিরকম হতে পারে?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। তো অবশ্যই, অবশ্যই। তো আপনি যখন ১০০ জনের জি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ।

আচ্ছা, ১ম কথা হচ্ছে যে নিজের যোগ্যতা বাড়াও। এটার থেকে বড় কোনো ভালো কথা আমি আজ অব্দি শুনিনি। এটা আমাকেও আমার এক সিনিয়র বলেছিলেন যে, "নিজের যোগ্যতা বাড়াও। যত কথা বলো তোমার পোশাক এ যেমন যত ভালোই হোক না কেনো, তোমার যদি কাজের ধরন ঠিক না থাকে। তুমি যদি কাজের ফলাফল ঠিক না থাকে, তোমার তাহলে কোনো লাভ হবে না। আগে যোগ্যতা বাড়াও। তোমাকে এই কাজ তুমি ম্যানেজার তোমাকে হিসেবে সেলস টীম এর লোক বলবে যে, "স্যার এটা সেল হয় না। আমি কিভাবে বাড়াবো বলেন।" আপনাকে সেটা সমাধান করতে হবে। আপনি একদম ছোট যদি আ পদেও কাজ করেন, তাহলেও আপনাকে এইটুক এনশিওর করতে হবে যে আপনার অন্তত ২ পদ উপরে যারা কাজ করে তাদের সমান অন্তত আপনার যোগ্যতাকে নিজেকে নিয়ে যাইতে হবে ওই জায়গায়। বুঝতে পারছেন? আপনার"
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। হুম। হুম। রাইট। হুম। রাইট। হুম। রাইট এবং আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আ স যাতে তাদের চোখে পড়ে এবং যাতে কোনো কাজের মধ্যে কোনো ত্রুটি ধরতে না পারে। তাই তো?
চোখে পড়াটা আসলে এটা এমনি এমনি হয়ে যাবে। আপনি যখন ভালো কাজ করবেন, তখন এমনিতেই আপনার উপরে লাইট আসে পড়বে। কিন্তু আ অবশ্যই ভালো কাজ তো জানতে হবে। কাজ জানলে তবে না হা হবে। আর কাজ জানা মানেই হচ্ছে নিজের যোগ্যতা বাড়ানো। তো নিজের যোগ্যতা বাড়াইতে হবে
হুম। আচ্ছা, আচ্ছা। রাইট। রাইট, রাইট। রাইট এবং এক্ষেত্রে কি কমিউনিকেশন এর কোনো বিষয় থাকে? অনেকেই আ দেখা যায় যে একটু ফাঁকিবাজ টাইপ এর থাকে। আ হয়তো আ সে তার অফিসের যে বস থাকে তাকে বিভিন্নভাবে মেনেজ করার ট্রাই করে। এই জিনিসগুলো আসলে আপনি কিভাবে দেখেন?
আচ্ছা। দেখেন। আ দেখেন। আ ১ টা, ১ টা না, ২ টা জিনিস বলবো। আ ফাঁকিবাজ আমরা সবাই এটা ১ম কথা। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না, যে আমি আমার স্কুল জীবনে কখনো ফাঁকি দেইনি। কলেজ জীবনে, বাসায় বা কোনো জায়গায় কোনো জীবনেও ফাঁকি দেইনি। হ্যাঁ, দুষ্টুমিচ্ছলে হোক। এইটা কিন্তু খুব কঠিন ব্যাপার। ফাঁকিবাজ আমরা সবাই। আর ২য় ব্যাপারটা হচ্ছে বসেরা বোঝে। কারণ যে ব্যক্তিটা ধরেন জেনারেল ম্যানেজার হিসাবে আছে সে কিন্তু ওই সেলস এ তারপরে সেলস এক্সিকিউটিভ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, হ্যাঁ এক্সিকিউটিভ এগুলা সব দেখে, দেখে ঐখানে গেছে। তো ও জানে তার কাছেই লুকোচুরি বা মিথ্যা কথার খেলা, ফাঁকিবাজি খেলা এগুলা না করে, যদি আপনার কোনো কিছু দরকার হয় সেটা সোজাসুজি প্রফেশনালই বলুন তাহলে মনে হয় সবথেকে ভালো সলিউশন আসবে।
হুম। রাইট। রাইট। হুম। বাহ! আচ্ছা, আচ্ছা। তো এক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে একদম সরাসরি আ যে প্রবলেম গুলা থাকে নিজের কাজটা ঠিকমত করা এবং কমিউনিকেশন টা ঠিক মত আ প্রফেশনাল ও প্রফেশনাল ওয়েতে এবং প্রয়োজন অনুযায়ী মেইনটেইন করে রাইট। হ্যাঁ।
জ্বি, জ্বি, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। তোমার যদি অভাব হয় কিছু, তোমার যদি সীমাবদ্ধতা থাকে সেটা তুমি জানাও যে, "বস আমি এটা করতে পারছি না। বা আমি এটা আমি করতে চাইছিলাম, হয়নি। আমি আবার চেষ্টা করছি।" এইভাবেই সরাসরি বলো তারা বুঝতে পারবে।
হুম।